আচ্ছা। আ আলসেমি আমার তখনই কাটে যখন দেখা যায় যে কাজটা অনেকটা হয়ে আসে এবং মনের মধ্যে চোখের মধ্যে একটা শান্তি আসে। যখন চোখ দিয়ে দেখি যে হ্যাঁ আমি যেই কাপড়গুলো বিছানার উপরে নামিয়েছি বা যে কাজটা আসলে করার জন্য উদ্যোগ নিয়েছি সেই কাজটা আলমোস্ট ডান হয়তো আরেকটু করলেই হয়তো শেষ হয়ে যাবে। তখন বলতে পারেন যে খুব ভালো লাগে। উম এবং তখন আরেকটু স্পিরিট ফিরে আসে। আচ্ছা ঠিক আছে, এ আমি তো করেই ফেলেছি। বাহ! তখন নিজেকে একটু প্রশংসা করতে ইচ্ছে হয় এবং আ কাজটা শেষ হওয়ার পরে আ তখন তো খুবই রিল্যাক্স লাগে যে বাহ! খুব একটা আ বড় একটা কাজ করেছি, যুদ্ধ জয় করেছি। এমন একটা উ অনুভূতি আসে।
আচ্ছা। হু। এটা শেষ। আচ্ছা। বেশ ভালো। <chuckles> <chuckles> যুদ্ধ জয় করেছেন। মানে বিষয়টা যখন আসলে নিজের সাথে নিজের যে ব্যাপারটা যখন ধরে রাখতে পারেন আবার কাজটাও মন মত হয় তখন বিষয়টাও মনে হয় না আপনি জিতেছেন। তো যারা তো আসলে বাড়িতে কাজ করে ফোকাস ধরে রাখতে পারে না তাদের জন্য আপনার সবচেয়ে কার্যকর পরামর্শ কি থাকবে?
আচ্ছা। উম তাদের জন্য পরামর্শ থাকবে অ্যা যারা আসলে ফোকাস ধরে রাখতে না পারে। যেমন এটা কিন্তু আমার ক্ষেত্রেও হয়। আমি তখন আ কিছু একটা শুনি বা দেখা যায় প প্রিয় একটা গান দেই। আম আর চেষ্টা করি যে একটা টু ডু লিস্ট ফলো করার যদিও সবসময় হয়ে ওঠে না। তারপরেও আমার মনে হয় যে অনেকটা সাহায্য করে। আপনি যখন আ ফোনে একটা এলার্ম দিয়ে রাখবেন, আ ফোনের মধ্যে যখন একটা লিস্ট থাকবে আপনার বা ধরেন আপনি আ কোথাও লিখে টাঙিয়ে দিলেন। আ আর সবচাইতে বেশি কাজ করবে যদি আপনি আপনার মাকে বলে রাখেন। এভাবে বলে রাখেন যে যাই হয়ে যাক এই কাজটা
আচ্ছা। হু। এ চেকলিস্ট আর কি। <scoffs> আচ্ছা। মানে তাকে আসলে এলার্ম হিসেবে তৈরী করছেন আপনি। <chuckles>
হ্যাঁ, "এই কাজটা তুমি আমাকে দিয়ে করাবাই। আমি যদি আলসেমি করি তাও বলবা। কানের নিচে ঘ্যানর, ঘ্যানর করবা বলবা যে করো, করো।" এটা আমার খুব কাজে দেয়। হু।
<chuckles> এবং মায়েরা কিন্তু তো এটা বেশ ভালোই পারে। না আপনি বেশ সুন্দরভাবে বলেছেন যে হু যে বাড়ির কাজের ক্ষেত্রে আসলে ফোকাস ধরে রাখাটা কিছুটা মাঝেমধ্যে কষ্টকর আবার মাঝে মধ্যে দেখা যাচ্ছে যখন আসলে প্রয়োজনীয় কাজ বেশ গুরুত্বপূর্ণ হয় তখন কিন্তু করা হয়েছে এক্ষেত্রে আসলে আলসামি যে ব্যাপারটা এটাকে আসলে এভয়েড করতে হয় কারণ বাড়িতে বসে কাজ করতে গেলে আলসামিটা অনেক থাকে। আবার দেখা যাচ্ছে অনুপ্রেরণা যে ব্যাপারটা কাজের ক্ষেত্রে আসলে একটা মানুষ কতটা ফোকাসড হতে পারে সেটা আসলে আপনি আপনার মন থেকে শেখেন। এবং এটাকে তো একটা দারুণ আঙ্গিনা বলা যেতে পারে আপনার ক্ষেত্রে বিশেষ করে। তো আপনার সাথে কথা বলতে পেরে বেশ ভালো লেগেছে। অনেক কিছু নিয়ে কথা বলা গেলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।
হ্যাঁ, এবং ওই অ্যালার্ম এ করে ফেলি। হু। হু।